হ্যাঁ, হ্যাঁ, এটা খুবই চমৎকার বলেন। আরেকটা বিষয় হচ্ছে অর্থনৈতিক বিষয়ে বা ব্যাংকিং বিষয়ে আ তৎক্ষণাৎ সিদ্ধান্তটা মনে হয় একটু এড়িয়ে চলা উচিত। তাই না? কারণ দেখা যায় হুটহাট কোন সিদ্ধান্ত নিলে সেটা অনেক সময় ভুল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এবং সেক্ষেত্রে ক বড় ধরনের অর্থনৈতিক ক্ষতি হওয়ারও একটা সম্ভাবনা থাকে কিন্তু। তাই না?
জ্বি, একদম। ক্ষতি হওয়ার একটা সম্ভবনা থাকে, হ্যাঁ। জ্বি, একদম। তো অ্যা সেক্ষেত্রে আমি বলব জি, অবশ্যই।
আচ্ছা আর এছাড়াও হ্যাঁ, অর্থনৈতিক লেনদেন ছাড়াও স অর্থনৈতিক লেনদেন ছাড়াও সরাসরি আরো বিভিন্ন ধরনের স্কাম কিন্তু অনলাইনে হয়। যেমন প্রায়ই কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখা যায় যে, অ্যা চাকরির সুযোগ বা জব অফার দেখা যাচ্ছে তারা হয়তো প্রতিদিন ৳15,000 থেকে ৳20,000 টাকার আ অফার দেখাচ্ছে বা লোভ দেখাচ্ছে যে, আপনি এখানে জয়েন করেন কোন স্কিল লাগবে না কিন্তু আ আ প্রতিদিন আপনি ৳15,000 থেকে ৳20,000 টাকা কামাতে পারবেন। এই জিনিসগুলা আসলে কিভাবে হ্যান্ডেল করা যায়?
জি, অবশ্যই। অফার দেয়, হ্যাঁ। আচ্ছা বুঝতে পারছি। আসলে scam এর অ্যা নতুন, নতুন ধরণও হয়েছে। যে, আসলে এমন ভাবে scam গুলো করে আমার সাথে একটা recent ঘটনা ঘটেছে। যে, আসলে অ্যা এরকম চাকরির অফারেও তারা দিয়েছে যে, আমাকে বলে যে, অ্যা এইরকম বা একটা ভালো কোম্পানিতে চাকরি হয়েছে। যেমন হচ্ছে মাইক্রোসফট থেকে একটা মেইল আসে। আ যে, আসলে আমার একটা ভালো জায়গায় চাকরি হয়েছে। আমি তো ১ম, থেকে বললাম আচ্ছা ঠিক আছে আমার ভালো জায়গায় চাকরি হয়েছে। তো, তো আমার ইনফরমেশন গুলো হ্যাঁ। যে, যে, ইনফরমেশন গুলো আছে ব্যাংক ডিটেলস গুলো সেগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করি কিন্তু স ভালো জায়গা ভালো প্রতিষ্ঠান। কিন্তু যখন আমি আসলে লিঙ্কটা দিয়ে খেয়াল করি আ কারণ আমি একটু ওয়েবসাইট নিয়ে কাজ করি তো। তো আমি লিঙ্কটা দিকে খেয়াল করি। তো সা আসলে লিঙ্কটার তো মধ্যে এমনভাবে লেখা আছে যে, আরএন মানে আরএন টাকে লিখছে আলাদাভাবে মানে ২ টা একসাথে যে, আসলে এম বোঝা যায়। হ্যাঁ, বো এম এর মতো মনে হবে, হ্যাঁ, জি, তো ওইটা ভাবে তারা স্ক্যাম করেছে। যে, ওই ভাবে তারা আমাকে মেইলটা পাঠাইছে। তারপরও আমি বুঝতে পারি যে, আসলে আমার এই ইনফরমেশন গুলো চাচ্ছে যে, ব্যাংক ডিটেইলস বা, বা লগ ইন অ্যাকাউন্ট এগুলো চাচ্ছে। আমি বলছি তাহলে তো এটাতে স্ক্যাম হতে পারে। কারণ হচ্ছে মাইক্রোসফট তো কখন তো এভাবে আসলে অফার দিবে না। আমি কখনো এপ্লাই ও করি নাই সেভাবে যে, আসলে আমাকে চাকরিটা হবে বা এত একটা ঐরকম একটা যোগ্যতাও আমার কখনো হয়নি। তো তারপরে একটু অ্যা সন্দেহযোগ যে, যখন দেখলাম তখন বুঝতে পেরেছি যে, আসলে এটা স্কাম তখন কিন্তু আবার ঐটা আমি একটু এড়িয়ে চলার চেষ্টা করেছি।
হুম। আচ্ছা। বাহ! বাহ! মাইক্রোসফট থেকে চাকরি হলে তো হ্যাঁ, ব্যা বিরাট খুশির খবর, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। খুব ক্লোজলি দেখলে তো এটা এম এর মতো মনে হবে। এম এর মতো মনে ক্লোজলি দে দূর থেকে দেখলে। হ্যাঁ। রাইট। হু, হুম।

আচ্ছা, আ আমাকে আ ১ম এ তারা হচ্ছে অ্যাঁ WhatsApp এ নক দেয়। আ যে আসলে অ্যা যে ফোন দিয়ে বলে যে আপনার কোন WhatsApp আছে কিনা? মানে আমি বললাম, "হ্যাঁ আছে।" তো আমাকে বলে যে আসলে ঠিক আছে তাহলে আমরা আপনাকে WhatsApp এ ফোন দিচ্ছি। আপনার সমস্যাগুলো আপনি একটু বলবেন। অ্যা তো আবার বলতেছে আমাকে স্ক্রিন শেয়ার করতে হবে। আমি বলছি বা স্ক্রিন শেয়ার করতে হবে কেন? আ কচ্ছে যে আমরা আপনাকে দেখিয়ে দিবো যে আসলে আপনি এভাবে, এভাবে ঠিক করে নিবেন। আমি ১ম দিকে ভাবলাম যে আসলে স্ক্রিন শেয়ার করে এতে কি করা যেতে পারে যে আসলে তারা যে ফোন দিচ্ছে আর এটাতো কখনো তো সম্ভব না যে ফোন দিয়ে স্ক্রিন শেয়ার করে আমার প্রবলেম টা ঠিক করবে। তারা যদি আসলে প্রোভাইডার হইতো তাহলে তো ওখানে অফিস থেকেই ঠিক করতে পারে। পরে চিন্তা করলাম যে আসলে যদি আ আমি স্ক্রিন শেয়ার দেই তাহলে কিন্তু দেখা যাবে যে ওটিপি টা পাঠাবে সেটা কিন্তু সে দেখতে পারবে। তো এটা একটা মনে হইল যে স্ক্যাম হতে পারে। হ্যাঁ, তো এটাও একটা ছিল স্ক্যাম এর মতো।
হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। ঠিক করতে পারতো, রাইট। হুম। হ্যাঁ, হ্যাঁ আপনার স্ক্রিন থেকে দেখতে পারবেন রাইট হ্যাঁ। হ্যাঁ। সেক্ষেত্রে আপনি কি করেছিলেন? সেক্ষেত্রে কি মানে তাদের সাথে আপনি কোন খারাপ ব্যবহার করেছেন বা এরকম কোন কিছু করেছেন কিনা বা তারা যে স্ক্যাম করতে যাচ্ছে এবং আপনি যে সেটা ধরে ফেলেছেন সেক্ষেত্রে তাদের প্রতি আপনার আচরণ বা বিহেভ টা কিরকম ছিল?
জি, একদম। আচ্ছা। অ্যা ১ম দিকে আ যদি বলতে চাই, তারা হয়তো অ অ বো বুঝতে পারেনি যে আমি তাদের কথাটা বুঝতে পেরেছি। আমিও ১ম দিকে বুঝতে পারিনি। কিন্তু যখন ২, ১ মিনিট যাই তাদের কথাবার্তা একটু সন্দেহজনক মনে হয়। তখন কিন্তু বুঝতে পারি। তখন তো আমি কি করেছি আসলে তাদের সাথে একটু দেখি যে, কতদূর যাচ্ছে তারা। আমি যত পর্যন্ত হ্যাঁ। ঐরকমই একটি জি, হ্যাঁ, ঐরকমই একটি করার চেষ্টা করেছিলাম। কারণ হচ্ছে কি যে, যতক্ষণ পর্যন্ত আমি ওটিপি দিব না ততক্ষণ পর্যন্ত আমি তো সেভ আমি এটা জানি। যে আসলে অ্যাঁ তো সেই পর্যন্ত একটা মজা নেওয়ার চেষ্টা করতেছিলাম যে, আসলে কি, কি, কি বলতে যাচ্ছে যে আসলে জানা তো দরকার যে কিভাবে স্ক্যাম গুলো হয়। অন্যভাবেও যদি হতে পারে। তো সেটা জানার জন্যই আসলে একটু লং পর্যন্ত নিয়ে গেছিলাম। পরবর্তী যখন বুঝতে পেরেছে যে, আমি অ্যা আমি নিজে থেকেই এরকম দেখা যাচ্ছে লং নিয়ে যাচ্ছি। হয়তো তারা বুঝতে পেরেছে যে, আমি জানি দিবো এই বিষয়টা। তখন ওরা তো আমার ফোনটা কেটে দেয়। <scoffs> এরকম একটা অবস্থা।
হ্যাঁ। আচ্ছা অনেকে কিন্তু একটু মজাও করার চেষ্টা করে যে, আপনি মজা করার চেষ্টা করেছিলেন কিনা? আচ্ছা। রাইট। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। <giggles> বুঝতে পেরেছি। আচ্ছা, আপনার ক্ষেত্রে তো আ তারা বিশেষ সুবিধা করতে পারেনি। কারণ আপনি তো আসলে সিস্টেম গুলো জানেন যে স্ক্রিন শেয়ার করলে তারা ওটিপি, ওটিপি টা নিয়ে নিতে পারে। বা ওটিপিটাই তাদের কাছে মেইন যতক্ষণ হচ্ছে আপনি তাদের ওটিপি না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনি সেভ। তো অনেক সিনিয়র সিটিজেন থাকে বা পরিবারের অনেক অ্যা বয়স্ক সদস্য থাকে। যাদের আ হ্যাঁ, যাদের হয়তো আ ব্যাংক কের অনেক অ্যাকাউন্ট অ তাদের মোবাইল দ্বারা নিয়ন্ত্রণ করা হয়। সেটা সবসময় হয়তো তারা করে না। তাদের হয়ে আ বা তাদের সন্তান বা পরিবারের অন্য সদস্য যারা বুঝে তারা করে। তো অনেক সময় দেখা যায় তাদের কাছে ফোন আসে যে ওটিপি দেওয়ার জন্য বা এরকম স্ক্যাম করার জন্য। তো তারা জিনিসটা অনেক সময় বুঝতে পারে না। তো সেক্ষেত্রে আসলে পরিবারের আ জুনিয়র সদস্য সিস হিসাবে বা পরিবারের বুঝদার সদস্য হিসাবে আসলে আ মুরুব্বিদের বা সিনিয়রদের আসলে কিভাবে জিনিসটা বুঝানো যায় স্ক্যামের বিষয়টা?
জ্বি, একদম। জ্বি, অবশ্যই। বয়স্ক লোকরা। হ্যাঁ। জ্বী, একদম। জি, একদম। জ্বি, অবশ্যই।